আচ্ছা, আ জীবনের কোন মুহূর্ত গুলো আপনাকে বদলে দিয়েছে বলে আপনি মনে করেন?
দেখেন আমার জীবনে না অনেক, অনেক মুহূর্ত আছে যেগুলো কিন্তু আমার আ বদলের একটা কারণ। বিশেষ করে কিন্তু আমার সবথেকে বসল মানে সবথেকে যে, বিষয়টা আসলে আমার মনে পড়ে, সেটা কিন্তু আসলে আমার এসএসসি র টাইম ছিল। ওখানে কিন্তু আমার জীবনের একটি মুহূর্ত যেটা কিন্তু আসলে আমাকে আঘাত করে। তারপর থেকে কিন্তু আমার জীবনের একটি পরিবর্তন আসে।
বাহ! উপযোগী আর কি। <chuckles> ও আচ্ছা। মানে ওই সময় কি হয়েছিল? বা কি ঘটনা ছিল যেটা আপনার জীবনকে এত বেশি পরিবর্তন করেছে বলে আপনি মনে করছেন? সেই ঘটনাটা যদি একটু বলেন।
তখন আসলে আমি স্টুডেন্ট হিসেবে মোটামুটি ছিলাম। বলা যেতে পারে যতটুকু দরকার ততটুকু তো ছিলামই। কিন্তু আমার একটা আসলে confidence এর ব্যাপার একটা ছিল। ওটা কিন্তু আসলে আমি বেশ নিজের মধ্যে রাখতাম। তো বিষয়টা কিন্তু আসলে আমাকে যে, আ খারাপ অনুভূতি দেবে সেটা আমি কখনো ভাবিনি। ব্যাপারটা এমন হয় যে, আমি আসলে তখন বিজ্ঞান বিভাগে পড়তাম। সাইন্স নিয়ে যেটাকে বলে। তো হ্যাঁ, হ্যাঁ। কিন্তু সেখানে আসলে আমাদের সাইন্স এর একটা ব্যাপার ছিল। আমাদের সাইন্স এ না ১৪ জন স্টুডেন্ট ছিল। তো একটা ব্যাপার ছিল যে, ১৪ জনের যে, তে ১৪ জনের কিন্তু ১৩ জনই এ একটা স্যারের কাছে পড়তেন সে কিন্তু আবার স্কুলের শিক্ষকও ছিলেন। আবার আরেকটা ব্যাপার সেই শিক্ষক কিন্তু আসলে আমাদের যে, স্কুলের যে, সাইন্স এর যে, সাবজেক্ট গুলো আছে। ৫ টা ৪ টাই কিন্তু সে নিতেন। যার কারণে কিন্তু আসলে তার চোখে পড়ার যে, ব্যাপারটা ওটা কিন্তু আসলে আমি বেশ বাজেভাবে পড়ে যাই।
আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা। ওহো! ও আচ্ছা, এটা তো ভালো হ্যাঁ। আচ্ছা <laughs> এটাতো টোটাল ১৪ জন। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছি।